অনেক ধরনের বদল এনেছে। কারণ আগে দেখা যেত যে আসলে ডিজিটাল পেমেন্ট না থাকার কারণে, আ দেখা যেত যে অনেক সময় এমনও হয়েছে, যে অ্যা কোন একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে মানে পেমেন্টটা হয়তো মানে digitally আসলে করা যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে ক্যাশ ও পকেটে ছিল না। তো হঠাৎ করে কিন্তু হ্যাঁ, তো এটা মাথায় ছিল না। খাওয়া-দাওয়ার পরে কিন্তু আসলে ভীষণ একটা ঝামেলায় পড়তে হয়েছে।
যেমন? হুম, হুম। হুম, একদম আগে ওই ওভা ইয়েটা ছিল না। হুম। একদম, একদম তাই। আসলে ডিজিটাল পেমেন্ট আসার পরে যেটা হলো, ওই যে ওয়ালেট নেওয়া, বা ক অ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিয়ে বের হওয়াটার আসলে তেমন একটা কোনো প্রয়োজনীয়তা এখন আ বু প্রয়োজনীয়তাই নেই আরকি। তো এই যে ডিজিটাল পেমেন্টটা চালু হু, হু বলুন।
একদমই ঠিক। মানে তা মানে এই ক্ষেত্রে একটা মানে অনেক বড় একটা সুবিধা হয়েছে। হ্যাঁ, যেগুলা আসলে অফলাইন চোর যেগুলা হ্যাঁ, তাদের কিন্তু মানে সুযোগ কমে গেছে। যদিও অনলাইন চোরের সুযোগ একটু বেড়েছে, তবে এটাও ভালো ব্যাপার। <chuckles>
একদম। হুম, হুম। হুম। <chuckles> সেটা ঠিক। সেটা একদম ঠিকই বলেছেন। তো এখন আপনি কি করেন? নগদ টাকা সাথে রাখেন তারপরও নাকি একেবারে পুরোপুরি cashless হয়ে গেছেন?
নাম আসলে নগদ টাকা সাথে রাখতে হয় এখনো। অল্প অল্প বিস্তর হলেও রাখতে হয়। কারণ হচ্ছে হল কি
তাই? মানে যে রিকশা ভাড়া বা এই ধরনের জন্য কি?
হ্যাঁ, এবং এখনো কিছু, কিছু আসলে মানে রেস্টুরেন্ট গুলা দেখা যায়, যেটা আসলে ক্যাশ আউট এর চার্জ বাঁচানোর জন্য, তারা এখনো মানে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করেন না। তো জ ব্যাপার বেশ দুঃখজনক। অ্যা তো যাই হোক।
হুম, হুম। ও আচ্ছা, হ্যাঁ। একদম, ঠিক। হ্যাঁ। আসলেই।